আসলে দেখুন যে, যখন করোনা কালীন সময় চলে, তখন কিন্তু একটানা হচ্ছে অ্যা অনেক দিন যাবৎ লকডাউন আ দিয়ে দিত অথবা শাটডাউন, এরকম বিষয় কিন্তু চলত। আর যেহেতু করোনার অ্যা শুরু থেকেই স্কুল কলেজ সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তার মানে, এ লকডাউন মানে কি? মানে টোটালি আসলে বাসার ভিতরে থাকতে হবে। তো এই যে দীর্ঘ মনে হয়, ১-২ বছর টানা বাসার ভিতরে ছিলাম। আ মানে হচ্ছে কোনো একটা জায়গায় যেতে পারতাম না। বা আত্মীয়-স্বজনের বাসায় বলি বা বন্ধু-বান্ধবের সাথে দেখা করার যে বিষয়গুলো
হুম। হ্যাঁ, হ্যাঁ। রাইট। হুম। <chuckles> আ জি। মানে একটা জায়গায় থাকতে, থাকতে একটা ডিপ্রেশন কাজ করতো, অনেকের মধ্যেই।
হ্যাঁ, হ্যাঁ। তো এই যে এই বিষয়গুলো ছিল, আমি কিন্তু একদম টোটালি ডিপ্রেশন এ চলে গিয়েছিলাম। আ তখন মনে হত যে মানে, নিজেকে আসলে পাগল, পাগল ফিল হত। আর মানে সবসময় এই ধরনের চিন্তাভাবনা আর আসত যে, পুরো পৃথিবী, পুরো বিশ্ব হয়তোবা কোনদিনও আ ঠিক হবে না। এ এ
হুম। <chuckles> আন জি। এটা থেকে আর রিকভার করতে পারবে না।
হ্যাঁ, হ্যাঁ। আ এবং এটা মনে হত যে, যখন ভ্যাকসিন দেওয়ার যে বিষয়টা আসলে আসে, তখন মনে হত যে অ্যা ভ্যাকসিন দিয়েও হয়তোবা কোনো কাজ হবে না। কারণ অনেকের সাথে যখন কথা বলতাম বিশেষ করে ফোনে, তারা কিন্তু বলত যে হচ্ছে, এই ভ্যাকসিন গুলো, ভ্যাকসিন বানাইতেই নাকি কয়েক বছর সময় লেগে যায়।
আচ্ছা। হুম। জি। অনেক বছর সময় লেগে যাবে। <chuckles> হুম।
<clears throat> সেখানে কিন্তু আ মাত্র মানে, ৬ মাসেই আমি যতদূর মানে মনে আছে যতটুকু যে, ৬ মাসেই আসলে ভ্যাকসিন অ্যা বানিয়ে ফেলেছিল। তো হ্যাঁ, হ্যাঁ। তো সেইটা কিন্তু হচ্ছে মানে সবাই বলতো যে, "এই ভ্যাকসিন এ কোন কাজ হবে না বা হচ্ছে এই ভ্যাকসিন এলে পরবর্তীতে ক্ষতির যে সম্মুখীনটা, সেটা হতে হবে।" তো আসলেও কিন্তু আসলে সেটাই অ্যা হয়েছিল বা হচ্ছে এখনও।
তৈরি করা হয়েছিল। রাইট। হুম। একদম। <chuckles> তো এই যে এই ধরনের একটা পরিস্থিতি, যে জায়গায় আসলে পুরোপুরি বলতে গেলে যে, একটা একাকিত্ব জীবন আসলে লিড করতে হয়েছে। হ্যাঁ? তো তখন কিন্তু এই যে অনেকেই আছে যারা মানসিকভাবে ভেঙে পড়েছে। হ্যাঁ? এই যে আশেপাশে কথা বলার মানুষজন ছিল না। বা অনেকের তো হচ্ছে যে, আ খুব কাছের মানুষজন যারা, তারা অসুস্থ হয়ে পড়েছে। তো ওইযে বিভিন্ন ধরনের কারণে কিন্তু আসলে মানুষ অনেকটা এরকম ভেঙে পড়েছেন। তো আপনি তখন নিজেকে কীভাবে ঠিক রেখেছেন কিংবা আ মানে, এন্টারটেইন করার জন্য তখন আসলে কী, কী করতেন?
একদমই, একদমই। একদমই, একদমই।